এই এই যে এই যে আপনি আসলে আ বেশ অনেক অ্যা বিষয় যাচাই বাছাই করেন। এগুলো কি আসলে আপনার চারিপাশের মানুষদের মাঝে কি ছড়াই দেন কিংবা বা হচ্ছে যারা এরকম আ বিভ্রান্তিকর তথ্য ছড়ায় তাদের বিরুদ্ধে কি কোনো আ কোনো, গঠনমূলক কাজ আপনি বা আপনার কোন সংগঠন করে থাকে কিনা এই ধরনের কোন?
জি। <chuckles> হু, হু। উম জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আসলে হচ্ছে গিয়ে দেখেন এখন, আ মানে এই যে বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়াচ্ছে এটা কিন্তু আ আমরা যারা আসলে সচেতন নাগরিক রয়েছি, যারা আসলে বুঝি। <tsk> তারা কিন্তু বিশ্বাস করি না। তারা কিন্তু যাচাই করি। তবে সত্যি কথা বলতে এই যে, ধরেন বাসায় যারা মুরব্বীরা রয়েছে, তো তারা আসলে কিভাবে বুঝবে? তারা তো সারাদিন ফোন চালাচ্ছে, YouTube এ ভিডিও দেখতেছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের তথ্য ছড়াচ্ছে। এবং আমাকে এসে এ্যাব দেখা যায় বাবা জিজ্ঞেস করে যে, "আচ্ছা, এটা কি হইছে কিনা?" আমি বলি যে, "না, এটা কিন্তু একদম ভুল।" তো এইভাবে না আগে সুন্দর করে বাসার মানুষদেরকে বুঝানোর চেষ্টা করি যে, "দেখো এটা হচ্ছে আসল নিউজ খবরে দেখাচ্ছে। আর এটা তোমাকে যেটা দেখানো হয়েছে এটা fake." <tsk> তো এইভাবে যখন আপনি একদম logically দেখায় দিবেন তখন কিন্তু তারা বুঝল যে না এটা অনেক কিছু fake আছে। আচ্ছা, এইটা গেলো। আর হচ্ছে গিয়ে এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনি তো না হয় বাসায় বুঝাতে পারলেন। এখন বাইরে তো আরো অনেক মানুষ রয়েছে যারা মুরব্বী বা বড় যারা রয়েছে ওরা বুঝে না। বা ধরেন আমাদের বয়সী যারা রয়েছে তারা কিন্তু fake নিউজ বুঝে মানে বিশ্বাস করে ফেলে। তাদেরকে বুঝানোর একটা
হুম, হু। হুম, হুম। হুম, হু। হুম, হু। হুম, হু। জি, জি। আবার অনেক সময় অ অ অনেক সময় একটা বিষয় দেখবেন যে যেহেতু টেকনোলজির যুগ। আ টেকনোলজির যুগে আসলে অনেক কিছু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো যায়। আ এই জিনিসটা কিন্তু খুবই মহামারী আকার ধারণ করছে। আ দেখবেন যে এত, এত নিখুঁতভাবে আসলে জিনিসটা গড়া হইছে যে আসলে আপনার পরিবার আ বা আত্মীয়স্বজন যে জিনিসটা দেখলে আসলে তারা আ অবিশ্বাস করার কোন আসলে সুযোগ তাদের থাকে না। যে না এটা তো একদমই ন্যাচারাল লাগতেছে। এটা কিন্তু আসলে বেশ একটা আ চ্যালেঞ্জিং একটা বিষয় আ আপনার আ দিক থেকে কি মনে হয়?
অবশ্যই। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ধারণ করেছে। গড়া হয়েছে। উ হুম। সুযোগই নাই। হুম, হুম, হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আসলে এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এখন কিন্তু মানে এমন ভিডিও বা ছবি বানানো সম্ভব যেটা কিন্তু বুঝার কোন উপায়ই নেই। আপনি যেরকমটা বললেন। তো আমার সাথে যেটা হয়েছে যে, কিছুদিন আগে আম্মু আমাকে একটা ভিডিও এনে দেখাইছে যে দেখো, মানে আমাকে আসলে নাম ধরে ডাক দিলো, যে এ্যাব বলতেছে যে, <tsk> "দেখ এই ভিডিওটা দেখ এখানে একটা বাঘ আসছে।" বাঘ এসে হচ্ছে গিয়ে একটা মানে বিড়ালকে ধাওয়া দিতেছে। তো হঠাৎ করে বিড়ালটা আবার ঘুরে যখন বাঘকে ধাওয়া দিতেছে বাঘ দেখি দৌড় মেরে চলে গেছে। হ্যাঁ তো এই, <scoffs> এই ভিডিওটা আম্মু দেখে না খুব অবাক হয়ে গেছে মানে আমাকে বলতেছে যে, "এটা কী?" আমি বললাম যে, "এটা তো আসলে AI দিয়ে বানানো।" তো এটা না বুঝার কোন ওয়ে নাই। তবে এটা না মানুষকে সচেতন করা ছাড়া, যারা বুঝে না AI সম্পর্কে তাদেরকে বলা ছাড়া এটা কিন্তু আসলে আ আর কোন ওয়ে নাই। তাদেরকে এটা বলতে হবে যে যেকোনো ভিডিও আসলে এটা বিশ্বাস করা যাবে না। আগে যাচাই করতে হবে, মানুষের আশেপাশের মানুষকে জিজ্ঞেস করতে হবে বা আমাদের মত বয়সী মানুষদেরকে জিজ্ঞেস করতে হবে আরকি।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হু।